জি অবশ্যই। আ তো আপনার কাছ থেকে শুনে আসলে আমার আরও বেশি যেতে ইচ্ছা করছে যে এবং আপনি যতক্ষণ ধরে বলছিলেন, আমি শুধু কল্পনায় চিন্তা করছিলাম যে সে জায়গাগুলো আসলে ঠিক কতটা সুন্দর হতে পারে এবং আমি খুব প্রকৃতি প্রেমী মানুষ। যখন কেউ আসলে আমাকে কোন কিছুর বর্ণনা দেয় অথবা আমি একটু চিন্তা করি যে এখানে যাবো, কেমন হবে? সেটি কিন্তু আমার মধ্যে একটা রহস্যজনক পরিস্থিতি তৈরি করে। যেটাকে বলা হয় যে suspense আসলে এই জায়গাটিতে গেলে কেমন অনুভূতি হবে? এর এই ধরনের অনুভূতি কিন্তু আমি হচ্ছে যে আপনার আ সবসময় feel করেছি এবং আপনি যতক্ষণ কথা বলছিলেন, আমি আমার কল্পনার মধ্যে আসলে সেসব চিন্তা করছিলাম। হ্যাঁ, তবে অবশ্যই যাবো, ঘুরতে যাবো। উ হু।
হু। অ্যা হু। অ্যা হু। হু, হু। suspense টাইপ, হ্যাঁ। উ হু। এটা আপনি যদি ঐরকম হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি ঐরকম প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, আপনি একটা বই পড়বেন, আ 'আরণ্যক', 'আরণ্যক' বিভূতিভূষণের 'আরণ্যক'। হ্যাঁ, আপনি অবশ্যই পড়বেন। একটু, একটু কষ্ট হবে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শুভ কামনা আপনার জন্য, হ্যাঁ, হ্যাঁ thank you. ভালো লাগলো, আবার কথা হবে আশা করি। Bye.
জি, আচ্ছা। 'আরণ্যক। জি, বিভূতিভূষণের। জি, জি, অবশ্যই। উহু। জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জি, ধন্যবাদ।